<tsk> হ্যাঁ, আসলে এরকম কয়েকবারই পরিস্থিতি এসেছে। তার মধ্যে হচ্ছে হল গিয়ে যদি মানে একদম যেটা স্মরণ হচ্ছে এই মুহূর্তে। সেটা হচ্ছে, আমি যখন এসএসসি মানে থাকে না, এসএসসি পরীক্ষার জন্য আমাদের যে সাবজেক্ট চুস করার বিষয়টা থাকে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে হল গিয়ে আর্টস নিতে চাচ্ছিলাম। আমার ভীষণ লইয়ার হওয়ার ইচ্ছা ছিল। তো সেই ক্ষেত্রে বাবা হচ্ছিল, বাবা বলল যে, "আর্টস নেওয়া যাবে না একদম।" তো সেক্ষেত্রে আমি তাকে চ চয়েস দিলাম যে, "আচ্ছা ঠিক আছে। আর্টস নিতে দিবে না যেহেতু। তাহলে আমি কমার্স নেই?" কমার্সও সে নিতে দিবে না। কি নিতে হবে? সাইন্স নিতে হবে।
হু, হু। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বাহ! বেশ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আরে বাহ! বেশ। ওহহো! আচ্ছা। তাহলে সাইন্স ব্যাকগ্রাউন্ড ছিল এসএসসিতে, সেটাই তো বোঝা যাচ্ছে। হ্যাঁ।
হ্যাঁ। তো পরবর্তীতে হচ্ছে হল গিয়ে, বাবা বলল যে, "সাইন্স নিতে হবে। সায়েন্স নিতে হবে মানে, সাইন্সই নিতে হবে। এর কোনো বিকল্প নেই।" আচ্ছা। এখন আ থাকে না যে ইচ্ছা শক্তি একটা কাজ করা লাগে। হ্যাঁ? মনের মধ্যে থেকে যে আত্মবিশ্বাসটা সেটাও কিন্তু পাচ্ছিলাম না আমি। যে সাইন্স এ যাবো আমার তো আসলে ভালো লাগছে না। এই থ মানে কথাটাই শুনে ভালো লাগছে না। এবং যেই ইচ্ছাটা ছিল, সেটাও তো পূরণ হল না। কিন্তু পরবর্তীতে যেই চিন্তাটা করলাম সেটাও মানছে না। তো সেক্ষেত্রে আমার বাধ্য হয়ে আসলে সাইন্স নেওয়া লাগলো। এবং সাইন্স নেওয়ার পরে দেখলাম যে যখন এসএসসি পরীক্ষা দিলাম, তখন কিন্তু আমি আশানুরূপ কোনো রেজাল্ট করতে পারিনি। মানে আমার এসএসসি মানে এসএসসিতে হচ্ছে এ প্লাস মিস হয়ে গেছে। আমার এ এসেছে। তো এটা কিন্তু আমাকে ভীষণ রকমের আসলে কষ্ট দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বাবাকে বলেছিলাম যে, "আসলে দেখো। তোমাদের আশা বা ইচ্ছা পূরণ করতে, করতে আমি নিজেই আসলে কখন যে রোবট হয়ে গেছি বা হচ্ছে হল গিয়ে আমার যে ভিতরের ইচ্ছাটা। সেটা যে কখন ধামাচাপা দিয়ে ফেলছি। এটাই বুঝতে পারছি না। এবং এখানে তো কষ্টও করেছি কিন্তু পাইনি। ফলাফলটা।"
আচ্ছা। আচ্ছা। হু, হুম। আচ্ছা, না। সেটাই, সেটাই। হচ্ছে না। হুম। আচ্ছা। ।আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। <chuckles> এ হ্যাঁ। হু। আচ্ছা। সেটাই। হ্যাঁ খুব জি। সেটাই আমি বুঝলাম। যে, আপনার কথা শুনে যেটা আপনি বলতে চেয়েছেন যে, এইযে আপনি বাধ্য হলেন এসএসসিতে নিজের ইচ্ছার বিরুদ্ধে বাবা-মার ইচ্ছাটাকে পূরণ করতে, প্রত্যাশাটাকে পূরণ করতে। সায়েন্স নিতে। কিন্তু দেখা গেল সায়েন্সটা আপনার আ ভালো লাগছিল না। অর্থাৎ যে কাজটা ভালো না লাগে, সেই কাজটা যতই এফোর্ট দেই না কেনো ভালোবেসে না করলে ফলাফলটা কাঙ্ক্ষিত হয় না। যেটা আপনার খাতিরে হয়েছে এবং সেটা আপনি বললেনও বাবা-মাকে। আসলে বাবা-মা মনে করে, আমার সন্তান আমি আমার মত করেই চলবে। ও আলাদা একটা মানুষ এটা হয়তো বুঝতে অনেক সময় লেগে যায় তাদের। তো সেক্ষেত্রে পরবর্তীতে আপনার অ্যা স কি হলো আরকি? এইযে ইচ্ছার বিরুদ্ধে সাইন্স নিলেন, লইয়ার হতে পারলেন না মনে করলেন। তো পরবর্তীতে কি হলো?
উ হু। একদমই তাই। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।